একটা বিষয় নিয়ে না আমি আসলে খুব চিন্তিত বলা যায় বেশ ভয়ের মধ্যেও আছি। আ বিষয়টা নিয়ে আসলে কারো সাথে কথা বলব সেটাও হচ্ছে না। <smacks lips> আ যার সাথে আ কারণ ভয়ও আছে যে আসলে তারা কি ধরনের কথাগুলো বলবে। কারণ অনেক সময় হয় কি মানুষের সাথে কথা বললে তারা হচ্ছে এ নেগেটিভ মন্তব্য করে। তো সে বিষয়েও আসলে একটু ভয়ের মধ্যে আছি। যদি নেগেটিভ মন্তব্য করে তাহলে হয়তোবা আমার জিনিসটা করা আর হবে না কখনো বা এটা নিয়েই না আমাকে সারাদিন চিন্তিত থাকতে হয় যে আসলে কোন কিছু তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার বা কোন কিছু করা দরকার। তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে চিন্তিত থাকি। এর ফলে দেখা যাচ্ছে আমার আ যে কার্যক্রমগুলো থাকে আ সেগুলো ভালোভাবে করতে পারি না বা যে আসলে বন্ধুদের সাথে যখন আড্ডা দিচ্ছি তখনও আসলে না কোনভাবেই ভালোভাবে আড্ডাগুলো দিতে পারতেছিলাম না। কোনো না কোনোভাবেই না আমার মনটা কোনো কেন জানি ওই যে ওইখানে আটকায় আছে যে আসলে কি করব ওই বিষয়টা নিয়ে। ওইটা নিয়েই আসলে সারাদিন চিন্তিত থাকতে হয়। তো আসলে যদি আপনি একটু হেল্প করতেন তাহলে হয়তো বেশ ভালো হতো এখান থেকে আমি বাহির হয়ে আসতে পারতাম।
জি। হুম। জি। হুম। আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। তো এই যে আসলে আপনার যে একটা পরিস্থিতি, এই বিষয়টা আসলে আ কেন হচ্ছে বা কখন হচ্ছে, এই বিষয়গুলো কি আপনি কখনো লক্ষ্য করেছেন?
আ সেক্ষেত্রে আসলে আমি একটা আ নতুন একটা প্রকল্প করতে যাচ্ছি। যে আসলে একটা নতুন করে একটা আ কাজ শুরু করব। এই যে ১ম ধাপটা নিব সেটাই আসলে আমার সবথেকে বেশি ভয় লাগতেছে যে আসলে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব? আ আদৌ কি আমার এটা শুরু করার জন্য কঠিন হবে কিনা বা আমি আদৌ শেষ করতে পারব কিনা। তো এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে চিন্তিত হচ্ছে বা এখানে আসলে আ কতটা risk আছে সেই বিষয়গুলো কথাবার্তাও ভাবতেছি। যে আমি যদি এখান থেকে শুরু করে দেই আদৌ কি শেষ না করতে পারলে হয়তোবা আমি আ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে অনেক চিন্তিত আমি। সেজন্য আসলে ১ম যে ধাপটা নিব না, সেটাই আসলে আমার নেওয়া হয়ে উঠতেছে না।
জি। হু, হুম। আচ্ছা। জি। হুম, তো এই ক্ষেত্রে আসলে এই যে প্রকল্পটা আপনি করবেন, এই প্রকল্পের মূল লক্ষ্য বা ব্যাপ্তিটা আসলে কি?
উম মূল লক্ষ্য হলো অবশ্যই নিজের জীবনকে আ সাফল্য করা। খুব সুন্দরভাবে যেন আ জীবনযাপন করতে পারি। আ এখান থেকে ভালোভাবে আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি আ সা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারি যেন দেখা যাচ্ছে আমার জীবন চলাচল করতে কষ্ট না হয়। আ আমার মূল লক্ষ্যটা হচ্ছে কি যে আসলে আমি একটা আ ইয়া হচ্ছে project আ করেছি যে, আ করব, যে farming শুরু করব। তো আসলে সেই সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু যে সিদ্ধান্তটা যে করব সেটা আসলে হয়ে উঠতেছে না। কারণ আমি চিন্তা করছি এখানে farming যদি দেই, তাহলে দেখা যাচ্ছে আমি আর্থিকভাবে অনেক benefit হব। আমার দেখা যাচ্ছে চাকরির পাশাপাশি এটা খুব সুন্দরভাবে চলবে, বা আমি যে কাজগুলো করি সে পাশাপাশি এটা করা যাবে। তো অ অনেক সময় দেখা যাচ্ছে আমার যে কাজগুলো হয় সেগুলোতে আ season চলে বা off season চলে থাকে। তো সেই সময়ে আমি এখান থেকে একটা ভালো benefit পাব বা backup হিসেবে পাব। তো সেই হিসেবে আমি কিন্তু এই প্রকল্পটা শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু আসলে আ ভয় লাগতেছে যে আসলে আ আদৌ কি শুরু হব বা আমি যে টাকা পয়সাগুলো আছে সেগুলো দিয়ে যদি invest করে ফেলি তাহলে হয়তো আমার ভবিষ্যৎটা একটু অনিশ্চিত হয়ে যাবে। তো সেই বিষয়ে আসলে আ আমি সিদ্ধান্তটা নিতে পারতেছি না।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হু। জি। হুম, বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে আসলে আ এই যে ১ম এ যেই ধাপের কথা বললেন, নতুন করে আসলে সিদ্ধান্তটা নিতে পারছেন না। তো ১ম ধাপে আপনার সবথেকে কি বিষয়টা নিয়ে আসলে ভয় লাগে? মানে ব্যর্থতা বা সময় নষ্ট হবে বা মানুষ কি বিচার করলো আর না জানার অনুভূতি কোনগুলো আসলে দেখা যায় যে আপনার বাধাগ্রস্ত করে আপনাকে?
জি, অবশ্যই। আসলে ১ম ধাপেই আসলে ব্যর্থতার বিষয়টাই না আমার সবথেকে আ বড় বাধা বা বেশি ভয় লাগে। কারণ হচ্ছে কি যে যদি আমি ব্যর্থ হয়ে যাই না আমি আ খুবই অ্যা দেখা যাচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি তো দেখা যাচ্ছে যতটুকু সেভিং আছে বা ফ্যামিলি থেকে যতটুকু দিবে সেটা দিয়ে হয়তোবা একবার শুরু করতে পারব। কিন্তু যদি একবার ব্যর্থ হয়ে যাই না তাহলে কিন্তু যে ঘুরে দাঁড়াব সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। তো সেক্ষেত্রে এই যে ব্যর্থতার বিষয় যেটা থাকে সেটাই খুব ভয় লাগতেছে। যেন অ যেন ব্যর্থ হয়ে পড়লে আমার তো ঘুরে দাঁড়ানো সম্ভাবনা নেই। আমার পিছনে যে ব্যাক আপ টা থাকবে না, কেউ আমাকে সাহায্য করবে না। তো সবক্ষেত্রে এই একটা বিষয়ই আমার সবথেকে বেশি ভয় লাগে যে ব্যর্থতার বিষয় নিয়ে আমি আসলে ১ম ধাপটাই নিতে পারতেছি না।
জি। হু, হু। হ্যাঁ। আচ্ছা। হু, হু। হ্যাঁ। বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে দেখা যায় এই যে প্রকল্প এর কি কোনো সময়সীমা বা এই প্রকল্পের জন্য বাইরের কোনো চাপ কি আছে? মানে এই প্রকল্পটা এ dead line এর ভিতরে করতেই হবে বা আপনার নিজের দায়িত্ব এমন কিছু কি আছে?
আ এন দায়িত্ব বলতে দায়িত্ব একটু আছে বা কোনো deadline বা সে সময়সীমা কোনো নেই। এ যেমন দায়িত্ব কি যে আমি যে চাকরিটা করি বা যেব এ যে যতটুকু করি, আ যে কাজগুলো করি সেগুলোর হচ্ছে আছে কি season চলে বা আ off season চলে। মানে হয়তোবা দেখা যাচ্ছে আয় আ আ এমনও হয় বছরে ৩ ৪ মাস বসে থাকতে হয় কোনো কাজ আসে না। তখন আসলে আমি সেই ক্ষেত্রে যদি ওই সময়ে দেখা যাচ্ছে আমার family কে চলা বা আমার নিজের চলা খুব কষ্ট হয়ে যায়। তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি আসলে এ এই যে farming টা দেওয়ার চিন্তাভাবনা করেছি বা দায়িত্বের হিসাব থেকেই চলে এসেছে এটা। আ সেভাবে কোনো সময়সীমা নেই যে আসলে শুরু করতে হবে বা এখনই শুরু করব বা আমি দেখা যাচ্ছে যদি শুরু না করি তাহলে আমার জন্য loss হয়ে যাবে এমন একটা না। কিন্তু যদি শুরু করি তাহলে হয়তোবা এখান থেকে আমি খুব একটা ভালো আমার backup পাব বা আমার জন্য ভালো হবে, খুব স সুন্দরভাবে চলাফেরা করতে পারব। এটা কিন্তু হতে পারে আমারে।
হ্যাঁ। জি। হুম। হ্যাঁ, হ্যা। আচ্ছা, আচ্ছা। হুম। জি। বুঝতে পারলাম। তো এই যে আসলে দেখা যায় আপনি farming করবেন, এই ক্ষেত্রে আপনার কাছে কি কোনো resource বা কারো সহায়তা কি রয়েছে? যেমন মানুষ বা বিভিন্ন tools বা ক্ষমতা, এগুলো কি আপনাকে ভাবায় বা এই resource গুলো কতটা আছে আপনার হাতে?
হুম, resource আ রয়েছে। আমি যেহেতু গ্রামেই থাকি তো সেক্ষেত্রে আসলে আ গ্রামে মানুষজন খুব অ খুব সহজেই পাওয়া যায়। কাজের লোকজন খুব সহজেই পাওয়া যায় বা এয়া আমা আমার আছে একজন খুব পরিচিত। সেও একটা farming দিয়েছে। তার এখান থেকেও একটু দেখা যাচ্ছে অনেক অভিজ্ঞতাগুলো নিয়েছি যে কোথা থেকে কিভাবে করতে হয় বা কিভাবে, কিভাবে এই বিষয়গুলো আ জানতে হয়। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে জানার বা resource এর কোনো সমস্যা নেই। এদিক থেকে কোনো সমস্যা আসবে না। কিন্তু আসলে তারপরও একটু ভয় যে আসলে যদি কোনো কিছু একটা বিপদ হয়ে যায়, এ সেটা নিয়ে আসলে বেশ ভয়। কিন্তু আসলে এই যে এ জানার তো শেষ নেই। অনেক কিছু আছে যে অনেক সময় কি হয় যে আ প্রকল্প করতে গিয়েই বা কোনো কাজটা শুরু করেছি তারপর আমি জানতে পারতেছি তো নতুন একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা একটা ভয় থাকে। এমনিতে দেখা যাচ্ছে আমি আহ তাদের কাছ থেকে শুনেছি বা দেখা যাচ্ছে যারা farming করতেছে তাদের সাথে কথাবার্তা বলেছি যতটুকু আসলে জানার দরকার প্রাথমিক যে জ্ঞানগুলো সেগুলো একটু নিয়েছি বা মানুষজন যারা আছে বলা যায় খুব আ ভালোই আছে। যারা আমার বন্ধু-বান্ধবও অনেকে আছে বা দেখা তারা অনেক বেকারও রয়েছে। তো তাদেরকে ওখানে কাজে লাগানো যেতে পারে খুব সহজেই। তো এই resource বা মানুষজন নিয়ে কোনো সমস্যা নেই আরকি।
হ্যাঁ। হু, হুম। হ্যাঁ। জ্বি। হু, হু। আচ্ছা। হুম, বুঝতে পারলাম তো। এই যে আসলে আপনি নতুন একটা প্রকল্প ফারমিং করার জন্য আসলে দেখা যায় সিদ্ধান্তটা ১ম ধাপেই নিতে ভয় পাচ্ছেন। এক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই এই যে প্রকল্প বা কাজকে কিন্তু ছোট, ছোট ধাপে ভাগ করে নিতে পারেন। ১ম এই এক থেকে দেখা যায় আপনি ছোট থেকে শুরু করলেন, পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য কী করতে হবে এগুলো কিন্তু আপনি প্লান করে রাখতে পারেন বা একটা তালিকা করে রাখতে পারেন। এছাড়াও সব ধাপ একসাথে না করে আপনি যদি ধাপে, ধাপে এগিয়ে যান এক্ষেত্রে দেখবেন যে, এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আ আসলে দেখা যাবে যে আপনি কিন্তু ধীরে, ধীরে এই ধাপে, ধাপে এগিয়ে যেতে পারবেন এবং আপনার কাছে কিন্তু অনেকটা সময় আ থাকবে। তো একটুখানি সময় দিয়ে আপনি চাইলেও কিন্তু নিজেকে ছোট পরীক্ষা বা প্রান্তরিক কাজ করে কিন্তু দেখতে পারেন। মানে, আ দেখা যায় কাজটা বড় পরিসরে না করে ছোট পরিসরে চেষ্টা করা, ফারমিং এর কথা বলছিলেন। এটা যদি দেখা যায় আপনি অল্প পরিসরে করে দেখতে পারেন, যদি সেটা আপনি সফলতা অর্জন করেন বা লক্ষ্যে এগিয়ে যেতে পারেন তখন কিন্তু আপনি বড় পরিসরেও শুরু করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু সময় দিয়ে দেখা যায় ছোট্ট পরীক্ষা করা, নিজে যাচাই করা এই ধাপগুলো কিন্তু অনেকটাই চমৎকারভাবে কাজ করে। তা আপনি কিন্তু অবশ্যই এই ধাপগুলো আসলে আ চেষ্টা করে দেখতে পারেন। তো আগেও কি আপনি কখনো এমনভাবে কি চেষ্টা করে দেখেছিলেন?
জি, অবশ্যই। জি, অবশ্যই। জি, অবশ্যই। জি, অবশ্যই। আচ্ছা। না আ এভাবে আমি চিন্তা করিনি যেভাবে আপনি বললেন যে আসলে ছোট করে শুরু করা বা আ দেখা যাচ্ছে ১ম দিকে ছোট করে শুরু করে আসলে বিভিন্ন যে জ্ঞানগুলো সেগুলো নেওয়া, চিন্তাভাবনা। আমি এগুলো শুরু ক চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যদি ছোট করে শুরু করি তাহলে হয়তো loss হয়ে যেতে পারে বা দেখা যাচ্ছে এ্যা লাভ কোনো হবে না। তো সেটা একটা বিষয় আমি চিন্তা করেছিলাম। তো সেজন্যই এটা বড় করেই আসলে দেওয়ার চেষ্টা করেছিলাম যেন একবারেই এ্যাঁ লাভের অংশটা আমি পেয়ে থাকি বা দেখা যাচ্ছে আ সেখান থেকে আমার লাভ অংশটা অনেক বেশি হয়ে থাকে। যেহেতু invest করতে হবে ১ম অবস্থায়, এ্যা নতুন করে শুরু করতে হবে, দেখা যাচ্ছে অনেক কিছু তৈরি করতে হবে নতুন অবস্থায়। তো সেক্ষেত্রে আমি একটু বড় করেই শুরু করতে চেয়েছিলাম। অ্যাম তো এটা যেটা বললেন আপনি এটা ভালো অবশ্যই বললেন যে আসলে এ্যা ছোট করে শুরু করলে কী হবে যে আমার আ যে যেগুলো বিষয় জানা ছিল না, যা দেখা যাচ্ছে অনেক অসুবিধা থাকতে পারে। অনেকের তো গল্প শুনেছি এ্যা হয়তোবা বাস্তব অভিজ্ঞতা আমার নেই। তো সেক্ষেত্রে আসলে যখন আমি নিজেই ছোট করে করব তো অনেক বাস্তব অভিজ্ঞতাগুলো হবে, সঠিকটা শিখতে পারব। এটা অবশ্য ভালো বললেন। এ্যা এটা এভাবে করে আমি কখনো ভেবে দেখিনি। তো এটাও করা যেতে পারে। এ্যা দেখা যাচ্ছে এটা করলে হয়তো আরও ভালো কিছু হবে। কিন্তু এই যে নতুন, নতুন যে idea গুলো বা দেখা যাচ্ছে যে এ্যা অভিজ্ঞতার যে বিষয়গুলো এগুলো যদি কোথা থেকে খুব সহজেই পাওয়া যেত দেখা যাচ্ছে তাহলে হয়তো তার আবার বেশ ভালো হতো।
হুম। হু, হু, হু। হ্যাঁ। জ্বি। হুম। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে, এই যে অভিজ্ঞতাগুলো পেতে কিন্তু আপনি আপনার এলাকার আশেপাশে যারা রয়েছে, বা যারা আসলে এই প্রয়োজনীয় সম্পর্কে জ্ঞান রাখেন। তাদের সাহায্যটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন। চাইলে কিন্তু আপনি online এর community-র ও বিভিন্ন সাহায্য কিন্তু নিতে পারেন। দেখা যায় অনেক সময় online community থেকেও কিন্তু অনেক ধরনের সহায়তা কিন্তু পাওয়া যায়। তো এই যে আসলে দেখা যায় প্রয়োজনীয় যে জ্ঞানগুলো আপনি অর্জন করতে পারবেন, বা knowledge যেগুলো জানতে পারবেন এই প্রকল্প সম্পর্কে তখন কিন্তু দেখা যাবে যে ধীরে, ধীরে ওই যে আপনার একটা সিদ্ধান্তহীনতা বা ১ম ধাপ নেওয়ার যে ভয়, এটা কিন্তু অনেকটাই চলে যেতে পারে। এছাড়াও যারা আসলে এই যে farming এর কাজে বা আপনার যে প্রকল্প রয়েছে পছন্দের, এই কাজে সফলতা অর্জন করেছে, আপনি কিন্তু তাদের সাথে কথা বলেও দেখতে পারেন, একটা পরামর্শ কিন্তু নিতে পারেন তাদের থেকে। তো এই যে আপনার যে ভয়টা রয়েছে, এই ভয়টাকে আসলে সম্ভাব্য ঝুঁকি হিসেবে চিনে, প্রতিটি কাজের জন্য দেখা যায় আপনি যদি আ একটা backup plan তৈরি করে রাখতে পারেন দেখবেন যে এগুলো কিন্তু আপনার প্রকল্পের ১ম ধাপ নেওয়ার যে ভয়টা রয়েছে এটাকে অনেকটাই দূরীকরণ করতে পারে। তো এই কৌশলগুলো কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন।
জি, অবশ্যই। জি, অবশ্যই। হ্যাঁ, একদম। জি, অবশ্যই। আচ্ছা। বুঝতে পেরেছি। বেশ আ সুন্দরভাবে কিন্তু বললেন। আ আসলে আমি যে একটা প্রকল্প পা ১ম ধাপটা নিব সেটা একটা ভয়ের মধ্যেই ছিলাম। কিন্তু আ আপনার সাথে এই যে বিষয়গুলো কথা বললাম, আপনি যেগুলো বললেন যে আসলে পরামর্শগুলো বাইরে থেকে নেওয়া, বা এই যে online এর কথাটা বললেন, এটা কিন্তু ভালো কথা বললেন যে, online থেকে পরামর্শ নেওয়াটা বেশ ভালো হবে। কারণ হচ্ছে অনেকেই আ অনেক সময় বলতে চায় না যে আ দে বলতে যে আ দ দ্বিধাবোধ করে যে আমি করলে হয়তো তার loss হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে না। কিন্তু সেক্ষেত্রে আমি যদি online থেকে পরামর্শগুলো নেই বা দেখা যাচ্ছে নিকটস্থ কারো কাছ থেকে পরামর্শগুলো নিয়ে নিতে পারি, তাহলে এই যে আমার ভয়গুলো একটু কেটে যাবে। এখন আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগতেছে। আমি একটা আ মনে হয় যে আমি এখন খুব সহজেই একটা সিদ্ধান্ত নিতে পারব, বা আমার একটা ১ম যে ধাপটা আছে সেটা আমি খুব সহজেই নিতে পারব। তো বেশ ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি।
জ্বি। হ্যাঁ। হুম। হ্যাঁ। কোন সমস্যা নেই, আপনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো এবং আপনার প্রকল্পের জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য শুভকামনা রইল। আপনিও ভালো থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।